তো, আমি তো একদমই পছন্দ করতাম না। শুটকি স্মেল একদমই ভাল লাগে না। আমার বেস্ট ফ্রেন্ড রেন্দে বলে, "দোস্ত একটু খা, একটু খা।" আমি বলি কি, "আমি মরে গেলেও খাবো না, আর খেতে পারব না। অনেক গন্ধ।" তখন ও বলে, "নতুন, নতুন জিনিস চেষ্টা করতে হয়, খেতে হয় দোস্ত। এমন করিস না। আমি এত দূর থেকে আসছি, তোর জন্য 'বালাচাও' কিনে নিয়ে এসে রেধে দিলাম, একটু চেষ্টা কর, খা।" পরে আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।" ১ লোকমা ২ লোকমা খেলাম। প্রথম লোকমাতে তো একটু নাক নাকটা শিটকালাম। কারণ স্মেল টা। কিন্তু সেকেন্ড লোকমা যখন খায়, অ্যাকচুয়ালি ইট ওয়াজ নট ব্যাড। ভালোই ছিলো। আ আমি বলবো যে ফার্স্ট এ যে বলি না, স্মেল বা লুকস দিয়ে আমরা ফার্স্ট এ জাজ করে ফেলি মানুষরা। ওইটা আসলে করাটাও ঠিক না।
আচ্ছা। <laughs> হু, হু। আচ্ছা। থ্যাংক গড। <laughs> হ্যাঁ। হু জ্বি, জ্বি। হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ, সঠিক। আমি একটু বলি আমাদের পাশের বাসায় একটা আপু ছিলো। উনি হচ্ছেন নরসিংদীর, উনার বাড়ি। নরসিংদীতে খুব ফেমাস একটা খাবার হচ্ছে আ কুমড়ো পাতার ভেতরে হচ্ছে লটকা শুটকি ভুনা করে সেটা দিয়ে হচ্ছে এক ধরনের বড়া বানায়। তো আমি আ শুটকি যেহেতু খাই না। তো ওই আপু বলল "তুমি একবার ট্রাই করে দেখো।" তো আমি ওইটা যখন খেলাম তখন আমার এত ভালো লেগেছিলো। মচমচে পাতাটা যখন তেলে ভাজা হয়েছিল সেটা একদম মচমচে হয়ে গিয়েছিল হ্যাঁ, হ্যাঁ। আর শুটকিটাও অনেক মজাই ছিল। একদম ঝাল, ঝাল করে আ রান্না করা হয়েছিলো। তো এরপর থেকে হচ্ছে ওটার ফ্যান হয়ে গিয়েছিলাম। বাট অন্যান্য শুটকি আমি খেতে পারি না।
জ্বী। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হু, হু। ইয়াম্মি একটু ক্রাঞ্চি ছিলো। <laughs> <laughs> ঐটাই সেম আপু। স্পেসিফিকালি একটাই শুটকি যা খায় বা একটাই যা খায় আমাদের যদি একবার ভালো লেগে যায়। কিন্তু ওই যে মাথায় যে থাকে না, যে ওটা এই জিনিস, এই স্পেসিফিক বা এই ক্যাটেগরির জিনিস আমাদের পছন্দ না। তো ব্রেইন ই বলে দেয়। আমার মনে হয়, যে, "না খাবো না।" রিজেক্ট করা শুরু করে দেয়। হু একদম, একদম। তবে,।
হুম। জী। জ্বী। হ্যাঁ। জি। হ্যাঁ, একদম সিগন্যাল দেখিও না কি করা <chuckles> আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে, আমাদের এন্ড এখানে কিন্তু পাহাড়ি খাবার কিন্তু খুব আ ফেমাস এখন যেটা আমরা দেখছি আমি। তো আমার অনেক পাহাড়ি মন্ডি খাওয়ার, হ্যাঁ। তো আমি একবার হচ্ছে গিয়েছিলাম।
হ্যাঁ, হ্যাঁ। উম। হ্যাঁ। আপু আমি বলছিলাম হচ্ছে। <laughs> আপনি খেয়েছিলেন?
<chuckles>

না, এটা কেমন? <chuckles>
<chuckles> হ্যাঁ, এটা আসলে দেখতে যতটা সুন্দর খেতে আসলে অতটা ভালো না। <laughs> আপনি যদি কখনো যান তবে অবশ্যই ট্রাই করে দেখবেন। কারণ আগে তো এটা খুব প্রচার হত যে ৭ রঙের চা। আমার কাছে মনে হতো এটা কিভাবে সম্ভব? আ কিভাবে হচ্ছে রংগুলো মিলে যাচ্ছে। বা এরকম লেয়ার কিভাবে থাকছে?
হ ও ভালো তো খাবো না। হুম। উম যেভাবে সম্ভব। <giggles> তাই তো, তাই তো আমি সেখানে খাইনি। খুবই ফান। আপু আমার তো খিদে পেয়ে গেছে। খেতে ইচ্ছে করছে। এত খাবার নিয়ে কথা বলতেছি। <chuckles>
<laughs> আসলে এই খাবার নিয়ে কথা বলতে বলতে কিন্তু আমাদের যে পেটের যে ক্ষুধা সেটা কিন্তু বেড়ে যায়।
<chuckles> হুম। একদম, একদম। আমি তো অনেক সময় YouTube ভিডিও দেখতে দেখতে মানুষের ট্রাভেলিং, ফুড মানে গোইং টু জাপান, গোইং টু থাইল্যান্ড, ট্রাইং নিউ রেস্টুরেন্টস এগুলা দেখি নিজের মন চাই খেতে। তো যাই হোক একটু যাই ডিনার খা করে আসি। খিদে পেয়ে গেলো যেহেতু আপনিও খাওয়া দাওয়া করেন। ইনশাল্লাহ আপনিও যেন পুরা পুরা ইন্টারন্যাশনাল ঘুরাঘুরি করে নতুন জিনিস চেষ্টা কর ট্রাই করতে পারেন। আমিও চাই সেম জিনিস। তো
আচ্ছা। আচ্ছা। ও। হুম। আচ্ছা, ঠিক আছে। খাওয়া-দাওয়া করতে হবে। জি। ইনশাল্লাহ। তো বেশ ভালো লাগলো আপনার সাথে কথা বলে আশা করি যে আপনি নতুন ধরণের খাবার আ খাবেন। অভিজ্ঞতা নেবেন। ভালো থাকবেন। গুড নাইট।
আপনার সাথেও আপু। ইনশাল্লাহ। জি। শুভরাত্রি। ধন্যবাদ।
হুম।